দেখেন আসলে আপনি যে সমস্যার মধ্যে আছেন এটা আসলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি অ্যা খুব প্যারার মধ্যে আছেন আরকি। তো এইযে দেখেন আসলে মানে আপনার খরচের সাথে আসলে আয়ের একটা হচ্ছে অনিয়ন্ত্রিত মানে ব্যবস্থা হচ্ছে চলে আসছে আরকি এখানে। মানে আপনি আসলে কোন জায়গায় কতটুকু খরচ করবেন, আপনার ইনকাম কিরকম এগুলোর উপর ডিপেন্ড করে আসলে ফিক্স করতে হবে। ঠিক আছে? বা আপনার প্রয়োজন কোনটা আছে? যেমন ধরেন যে আসলে অনেকের আছে হচ্ছে যে আসলে জামা-কাপড় কেনার শখ থাকে বা ধরেন অন্য কোনো কাজের হচ্ছে শখ থাকে। তো প্রত্যেকের সাথে দেখা যায় যে হচ্ছে যে মানে সেই শখগুলো হচ্ছে পূরণ করতে গেলে দেখা যায় মানে তার ইচ্ছারও বাইরে মানে যত টাকা প্রয়োজন নাই তাও ঐরকম জিনিস কিনে ফেলে। ঠিক আছে? আবার ধরেন যে অনেকে আবার দামি জামা পড়তে চায়, কম দামি জামা পড়তে চায়। এরকম হচ্ছে অনেকের আলাদাভাবে ইন্টারেস্ট থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় তখন সেগুলো হচ্ছে তারা ওখানে হচ্ছে টাকাটা খরচ করে ফেলে। কিন্তু আপনাকে আসলে দেখতে হবে যে যদি আপনি দেখেন আপনার যদি অঢেল টাকা-পয়সা থাকে তখন হচ্ছে আপনি এটা করতে পারেন। কিন্তু যদি হচ্ছে যে আপনি একজন আ মধ্যবিত্ত হন বা ধরেন যে আপনার যদি ইনকামটা হচ্ছে সীমিত হয়, বিজনেস যদি না করেন যে সীমিত ইনকাম, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আসলে অনেক রুটিন মেনে চলতে হবে। যেমন দেখতে হবে যে আপনার এখন কি এই কা এই কাজটা করা এই জিনিসটা কেনা ঠিক হবে কিনা বা পরে কিনলে কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে কিনা, এইগুলো হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। তো আপনি আসলে এই সমস্যাটা কয়দিন ধরে হচ্ছে আপনি ফেস করতেছেন?
জ্বি। ওকে। আও আচ্ছা। ওকে। বুঝতে পারছি। হু, হু। আচ্ছা। ওকে। বুঝতে পেরেছি।